আচ্ছা, আপনি কি মনে করেন, বাঙালি উৎসবে মাছ কেন এত গুরুত্বপূর্ণ?
<chuckles> বা দেখুন যে এই বিষয়টা আপনাকে বলতে করলে আমার সর্ব ১ম একটা বলা যায়, যে <scoffs> জিনিস দিয়ে শুরু করতে হবে, সেটা হচ্ছে গিয়ে যে মাছে-ভাতে বাঙালি তাই বলেই মাছ এত গুরুত্বপূর্ণ। <laughs> হ্যাঁ। তো আসলে দেখুন যে, এই যে উৎসবের যে বিষয়টা না? আমাদের দেশে একটা বলা যায় যে, একটা উৎসবই আছে। হ্যাঁ? একদম, মানে আমাদের দেশের অনুযায়ী যে নববর্ষ আছে, <chuckles> এ বা হচ্ছে গিয়ে যে বৈশাখটা, যে আসে ওটার ভিতরে মাছ থাকতেই হবে। একটা মানে ছোটবেলা থেকে একটা রীতি পালন করে এসেছি, যে এবং জেনে এসেছি সেটা হচ্ছে গিয়ে, যে সকাল বেলা ভোরবেলা উঠলে পান্তা ভাত, আর ইলিশ মাছ খেতেই হবে। হ্যাঁ?
আচ্ছা, আচ্ছা। <laughs> একদমই, একদমই। <laughs> একদমই, একদমই। একদমই, একদমই। <laughs> একদমই, একদমই। মানে এটা আসলে ব বেশ দারুণই বললেন যে, আসলে এই যে মাছে-ভাতে বাঙালি, তাই আসলে <scoffs> মাছ খেতে হয়। তার পাশাপাশি এই যে আসলে, পহেলা বৈশাখের যে আসলে কথাটা বললেন, বেশ আ দারুণভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন, যে আসলে ব সেসময় ভোরবেলা উঠে, এই যে ভাত খাওয়ার যে ব্যাপারটা, সেটাও আসলে ব একটি গুরুত্বপূর্ণ। আসলে যেটা আসলে আ যেহেতু আসলে একটি উৎসবের যে ব্যাপার, সেটার কারণেই মূলত যেমনটা আসলে বলতে চেয়েছেন। তো কোন উৎসবে কোন ধরণের মাছগুলো আসলে বেশি প্রচলন? বা প্রচলিত রয়েছে? বা তা আপনি আসলে কেমনভাবে দেখেন? বা এই ধরনের আসলে উৎসবগুলোতে কোন ধরণের মাছগুলো বেশি খাওয়া হয়?
তাই? <laughs> হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্য। হু, হু।